যা হয় হ্যাঁ। যা এটা আমি মনে করি হ্যাঁ, এটা আপনার নিজের প্রতি সেলফ রেসপ মানে সেলফ রিফ্লেক্ট করা উচিত যে, আমি একটা নতুন পোষা প্রাণী মনে চাইলে তো আর আনা উচিত না। আপনি আন আনবেন যে, আপনার আসলে প্রয়োজন কিনা অথবা আপনার, আপনার, যদি মনে করেন কোন মানসিকভাবে সমস্যায় আছেন অথবা মনে হইতেছে যে, টাইম পাচ্ছেন না। কারণ আ পোষা প্রাণীরও তো একটা টাইমের বিষয়। আপনার ও ওটা ওকেও টাইম দিতে হবে। আপনার আপনি আপনি যেমন আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড এর টাইম দেন সেভাবে তো আপনার পোষা প্রাণীকেও টাইম দিতে হবে। এরকম একটা বিষয় না?
জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, অবশ্যই। হুম, হুম। জ্বী, জ্বী। <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম। তা তো অবশ্যই এবং আরো একটা বিষয় যদি আমি আপনাকে আ খেয়াল করতে বলি সেটা হচ্ছে পোষা প্রাণীদেরও কিন্তু পিছনে আমাদের বেশ কিছু আ অর্থেরও প্রয়োজন আছে। তো যেটা হয় যে, অনেকে দেখি যে, দ্যা অনেকে বিড়াল বা কুকুর নিয়ে আসে যে, আ অন্যের মালিকের কাছ থেকে। হ্যাঁ, ধরেন সেই বিড়াল, বিড়াল বা কুকুরটা হয়তো মাছ বা মাংস ছাড়া খায় না। কিন্তু যার, যার, কাছ থেকে সে নিয়ে আসে পরবর্তীতে যখন সে বিড়াল বা কুকুরটাকে সে বড় করে তখন কিন্তু তার চাহিদা মতো খাবারের যোগান দিতে সে কিন্তু অসমর্থ হয়। এবং তার ফলে সেই বিড়াল বা কুকুরটা কিন্তু বেশ এ বা বলব শারীরিক বা মানসিক কষ্টে
হুম। হুম, হুম। জ্বি, জ্বি। হু, হুম। জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। হুম। জি, আ, আ আপু আমি কিন্তু ঐযে প্রথমেই বলছিলাম যে, মানে একটা ফ্রেন্ড এর সাথে কিন্তু কনসাল্ট করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে, স্বামী যে, আপনার কি খাওয়া-দাওয়া কি রকম খাওয়া-দাওয়া করে অথবা কি খাওয়াই এসব কিন্তু আগে থেকেই মানে এনশিওর করা উচিত। এগুলো যদি আগে থেকেই এনশিওর না করি তাহলে তো আসলে সে প্রাণীটা পালার জন্য যোগ্যও নাই। মানে যোগ্য একটা যোগ্যতা থাকারও বিষয় আছে। যদি যোগ্যতাই না থাকে আমার তাহলে আমি আসলে অন্য আরেকজনকে কিভাবে পালবো। ঠিক না?
হু, হুম। একদম। জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী। অবশ্যই। হুম, হুম, হুম। আপনি ঠিকি বলেছেন। আচ্ছা তো আপনাকে একটা প্রশ্ন করতে চাইতাম। সেটা হচ্ছে এই যে, পোষা প্রাণীর বিষয়ে কথা হচ্ছিল। তো পোষা প্রাণীর যত্ন নেওয়ার দায়িত্ব কাদের নিতে হবে বলে আপনি মনে করছেন?
জ্বি, জ্বি। জ্বি।